হুম, হুম। বেশ। হেহ
তো এভাবে আসলে টিম ধরে আমার খেলা হতো। তো আপনার কাছে যদি জানতে চাই যে, আপনি কি আসলে টিম হয়ে কখনো খেলেছেন বা আপনার কি কোনো টিম ছিল সেক্ষেত্রে?
হুম একদমই। ইনফ্যাক্ট আমার মনে হয় যে, ধরনের খেলা তখন খেলতাম, আ প্রত্যেকটি আসলে অ্যা টিম ভিত্তিক আ দলগত যে কাজটি আমাদের হতো সেটির মাধ্যমেই হতো. তো, আমি যে আমার প্রিয় খেলাটির কথা বললাম, গোল্লাছুট খেলা, আ সেটিও কিন্তু টিম ভিত্তিক একটি খেলা। কারণ আপনি যদি কখনো গোল্লাছুট খেলে থাকেন, তাহলে জানবেন যে অ্যা একটি অ্যা ও আ ছোট গর্তর মতো করা হয় এবং আ সবথেকে এক্সপার্ট যে ওই খেলাটিতে সে হচ্ছে ওই গর্তটিতে তার পায়ের গোড়ালি রেখে সে ঘুরতে থাকে এবং অ্যা অ্যা একটা টিমের আ সবাই আ তার হাত ধরে এরকম লম্বা একটা ঘড়ির কাটার মতো আসলে ঘুরতে থাকে। এবং বিপরীত পক্ষের ওরা, আসলে একটি বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকে যেন কেউ হাত ছেড়ে দিয়ে ওখান থেকে বের হয়ে যেয়ে যেতে না পারে। ওই বাউন্ডারি একদমই এবং ঐ বাউন্ডারি আ ভেদ করে চলে যাওয়ার আগে যদি সে ছুঁয়ে ফেলে বিপরীত পক্ষের কোনো মেম্বার, তাহলে কিন্তু সে আরকি আ ধরা পড়ে গেল ওখানে এবং সে আটকা পড়ে গেল। জি।
জি। আচ্ছা। জি। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। জি। আচ্ছা। আচ্ছা। এটা কিন্তু বেশ মজার। জি। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু বেশ মজার একটা আ খেলার কথা বললেন। আর ছোট সময় কিন্তু আমরাও এ ধরনের খেলা আসলে খেলেছি যে, কানামাছি একটা খেলা ছিল যে, "কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো।"
একদম। জি, জি, জি, জি, জি। হ্যাঁ। একদম, জি। সঠিক কথা বলেছেন। ভীষণ মজা ছিল এবং আমি যে খেলাটির কথা বললাম, এটি কিন্তু আসলে অ্যা টিম ওয়াইজ হয়ে, আমরা হাতের ইশারা দিতাম, আমরা চোখের ইশারা দিতাম এবং আগের থেকেই একটি প্ল্যানিং করে রাখতাম আ যে আ সেখানে যেন আ কোন পাশ দিয়ে দৌড়ে যাব বা কোন সময় হাতটা ছেড়ে দিতে হবে, সেদিকে কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখতে হতো এবং আ দলগত কাজটি যদি আগে থেকে সবাই বুঝে না নিত, সেক্ষেত্রে অ্যা কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকত। তো হ্যাঁ, আমার এই খেলাটি আসলেই আ দলগত কাজের বিশেষ অ্যা অ্যা একটি গুরুত্ব ছিল আরকি।
সেই খেলাটাও কিন্তু ভীষণ মজার ছিল। আ জি। জি। জি, জি। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা। হু। জি।
জি, জি।
আসলে আমি যদি বলি এই যে আমরা ছোটোকালে যে ধরনের খেলা খেলেছি, যে ধরনের গেম আসলে খেলেছি, সেগুলো কিন্তু এই যে দেখেন এখনও কিন্তু আমাদের মনে আছে, মনের মধ্যে গেঁথে আছে এবং সে বিশেষ মুহূর্তগুলো কিন্তু আমরা বিশেষ কোনো সিন দেখে কিংবা খেলা দেখে কিন্তু আমরা সে সে সকল আ কথা কিন্তু আমরা মনে করে ফেলি
একদম, একদম। তো আমি একটু ছোট করে আপনার কাছে অ্যা জানতে চাই যে সেই আ প্রিয় খেলাটি কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলেছিল?
জি।